আজকের যুগে অনলাইন উপস্থিতি কেন এত গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনার কাছে?
আ এখানে আসলে হচ্ছে যে, অনলাইন উপস্থিতি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ অনেক বেশি। কারণ এখন আসলে দুনিয়াটাই আসলে হয়ে গেছে যে অনলাইন, ঠিক আছে? কারণ সবকিছু এখন অনলাইনে পাওয়া যায়। আপনি শুধুমাত্র আমার কাছে মনে হয় আসলে ডক্টরের যে মানে সেবাটা ছাড়া বাকি সবকিছু আসলে অনলাইনে করা যাইতেছে, বুঝতে পারছেন? ডক্টরের সেবাও ডক্টরের সেবাও অনেক ক্ষেত্রে অনলাইনে হয় যদি জাস্ট ওই এই সার্জারির বিষয়টা ছাড়া আ আমার কাছে মনে হয় এই দুনিয়ায় বাকি সবকিছু অনলাইনে করা সম্ভব।
সেটা ঠিক কেমন? হুম। <chuckles> এইটা কিন্তু আসলেই। <chuckles> না এটা কিন্তু ভালোই বলেছেন। কারণ আজকালকার যুগে যে বর্তমান যে পরিস্থিতি
হুম, হুম।
অনলাইনেই কিন্তু বলতে গেলে সবকিছুর যেই ব্যাপারটা এটা কিন্তু আসলে খুঁজে পাওয়া যায়। ডাক্তারি যে ব্যাপারটা বললেন এই ক্ষেত্রেও কিন্তু কিছুটা পাওয়া যায়। সম্পূর্ণতা পাওয়া যায় না। তবে সব যে পাওয়া যায়, ব্যাপারটা এমনও না। কিন্তু আপনার কথাটা অনেকাংশেই ঠিক। তো অনলাইনে সক্রিয় হলে নিরাপত্তা কেন এত একটি আ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বলে মনে করেন?
হ্যাঁ। হ্যাঁ। আ নিরাপত্তাটা আসলে হচ্ছে যেমন ধরেন যে, আগে নিরাপত্তা কিরকম হত? আগে নিরাপত আগে মানে ক্ষতি কীভাবে হত? ধরেন রাস্তাঘাটে যাইতেছেন, কেউ হচ্ছে ধরেন মেয়েদের ক্ষেত্রে ইভটিজিং করত। বা কেউ হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ধরেন যে আ ই ছিনতাই, চুরি এগুলা হইতো, ঠিক আছে? এই সেম জিনিসগুলো হইতো, এখম মানে এখন কিন্তু এগুলার সাথে আরো অন্য নতুন ধরনের অনেক ক্রাইম তৈরি হইছে, ঠিক আছে? এ
আচ্ছা। উম। হ্যাঁ সেটা তো হইতো। ঠি সেটা ঠিক কেমন আপনার কাছে মনে হয়?
এই যে ক্রাইম গুলা যেমন হচ্ছে, স্ক্যাম যেটা আরকি ঠিক আছে? ধরেন যে এখনো এখানে কিন্তু ছিনতাই এর একটা জিনিস আছে, অনলাইনেও। এটাকে বলা হচ্ছে স্ক্যাম, ঠিক আছে? এই স্ক্যামের যে জিনিসটা, এই স্ক্যামের জিনিসটা আসলে খুব ভয়াবহ, ঠিক আছে? যেমন আপনি হচ্ছে যেমন আমি যদি আমি একটা
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সেটা তো আছেই। আচ্ছা। আচ্ছা এইটা নিয়ে যদি একটু বলতেন আমাকে?
হ্যাঁ আমার হচ্ছে একটা এক্সপেরিয়েন্স আছে। মানে আমার এক আত্মীয়র আরকি। তো উনার এক্সপেরিয়েন্স টা এরকম যে উনাকে একবার bKash থেকে কল দিয়েছিল, ঠিক আছে? bKash থেকে কল দিয়ে বলতেছে হচ্ছে যে "আপনার অ্যাকাউন্ট তো সমস্যা হইছে, ঝামেলা হইছে। তো এটা আসলে এখন খুব দ্রুত সময়ের মধ্যে" উনার টাকা ছিল। প্রায় ১ লাখ টাকার মত ছিল। "তো খুব দ্রুত সময়ের মধ্যে যদি ঠিক না করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট একদম বন্ধ করে দেয়া হবে। আর আপনি হচ্ছে দ্রুত এটাকে সমাধান করার জন্য আমাকে হচ্ছে কিছু সময় দিতে হবে।" তো এভাবে করে তারপর যে ও পাসওয়ার্ড টাসওয়ার্ড দিছে। ও বুঝে নাই ভাবতেছে যে ব বয়স্ক লোক তো
আচ্ছা? ইস! বন্ধ হয়ে যাবে হ্যাঁ। মানে OTP, OTP চাইছিল তার কাছে তাই তো? আচ্ছা তারপর?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ OTP চাইছিল। বয়স্ক লোক তো আসলে বুঝতে পারে নাই সেভাবে। তো যার কারণে আসলে পরে ওইযে টাকাটা নিয়ে যায়, ঠিক আছে? তো এখান থেকে আসলে হচ্ছে ঝামেলাটা হয় আর কি।
ইশ! আচ্ছা পরবর্তীতে কি আর তার কোনো হদিস পাওয়া যায়?
হ্যাঁ হদিস কিন্তু আসলে পাওয়াটা যাইত। কিন্তু আসলে আমাদের যে মানে, শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা যেটা, সেই বিচারব্যবস্থায় আসলে ঝামেলা আছে। যার কারণে আসলে সে হদিসটা পাওয়া যায় নাই। যেমন, এটা কিন্তু খুব ইজিলি হদিস পাওয়া যায়। যেমন যে নাম্বারে bKash এর থেকে টাকাটা ট্রা ট্রান্সফার হইছে বা যেই লোকেশন দিয়ে কল যায় চাইলেই কিন্তু ট্র্যাক করা যায় হ্যাঁ। হ্যাঁ কিন্তু এইগুলা তারা কেউ করতে চায় না। মানে ধরেন যে কো বলে যে ১ লাখ টাকার জন্য কি করব? ওদের খরচই নাকি হয়ে যায় ৫০ ৬০ হাজার টাকা। তো এইগুলা সবকিছু মিলায় টিলায় পরে আসলে আর মানে খুঁজতে মানে খুঁজতে যায় নাই আরকি। যে কে করতেছে, না করছে। মানে অনেক হ্যসেল বেশি আরকি। এই কাজগুলা
হুম। এটা অবশ্য ঠিক বলেছেন। ওইটাকে ধরলেও তো কিছু একটা পাওয়া যেতেই পারত, হ্যাঁ। হ্যাঁ সেটা তো ঠিক। তবে বিষয়টাও বেশ ভালোই বলেছেন। যে আসলে উনি যেহেতু বয়স্ক একজন ব্যক্তি ছিলেন, তাকে কিন্তু আসলে যেই বাটপারের যে ব্যাপারটা bKash থেকে যে অ্যা নাহিদ বলছি এমন একটা কিছু। তো সে কিন্তু আসলে তাকে মানে বলা যেতে পারে শুধুমাত্র একটু বোকা ছিল দেখে, তাকে কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড টা নিয়ে তার কিন্তু সম্পূর্ণ টাকাটা মেরে দেয়। এবং এটা কিন্তু ট্যও ঠিক যে এইরকম যে একটা ব্যাপার, এটা কিন্তু আসলে অনেকে ভুগেছে বা এই সমস্যার সম্মুখীন হয়েছে। তো এই ক্ষেত্রে আসলে সচেতনতা বৃদ্ধি পাওয়া অ উচিত বলে মনে হয়। তো এই ক্ষেত্রে আপনি এ সকল মানুষকে সচেতন কিভাবে করতে চাইবেন?
হ্যাঁ, হ্যাঁ। হুম। সচেতনতার ক্ষেত্রে আসলে আমার কাছে যেটা মনে হয় আসলে যে, মানুষের যে কমন সেন্স যেটা, এই কমন সেন্স টা আসলে বাড়াইতে হবে। এছাড়া কিন্তু আসলে এখানে সচেতন হওয়ার কিছু নেই। যেমন ধরেন যে বয়স্ক লোক যারা আছে তাদের জন্য হয়তো যে কোনো ডিসিশন নেওয়ার আগে বা কেউ কিছু এভাবে কল দিলে, তখন তার ছেলে-মেয়েকে জানাইতে পারে। কারণ আমাদের জেনারেশন যারা আছে তারা হয়তো যে মোটামুটি এগুলার সাথে পরিচিত কারণ, আমরা নিজেরাও হচ্ছে একই মানে একই জেনারেশন এর তো তো এগুলো একটু
ঠিক, ঠিক। হ্যাঁ সেটাও ঠিক। পরিচিত হ্যাঁ।
তাদের থেকে কিছুটা বুঝতে পারি। তো যার কারণে আসলে এই জেনারেশন এর কাউকে হয়তো জানাইলে ভাল হত। তো এইটা হচ্ছে
না সেটা অবশ্য ঠিক বলেছেন। তো এক্ষেত্রে তো আসলে সন্তানদের যে ব্যাপারটা, তারা যদি আগে থেকে বলে রাখে যে, "কেউ যদি কল দেয় তখন আসলে তাদেরকে জানাই দে" তখন কিন্তু ব্যাপারটা অনেকটা সচেতন করা যেতে পারে বলে আপনি মনে করেন। বিষয়টা বেশ ভালো। তো অনলাইন উপস্থিতি বাড়ানোর প্রথম, প্রথম ধাপ কী হওয়া উচিত বলে আপনি মনে করেন?
আ অনলাইন উপস্থিতি বাড়ানোর ক্ষেত্রে যেটা আসলে, আ আমি যেটা বলব যে আসলে, উম আ দেখেন অনলাইনে আসলে তো অনেকভাবে উপস্থিতি বানানো যায়। আমার কাছে যেটা মনে হয় আসলে সকল যে সুবিধাগুলা, সেবাগুলা সেগুলো অনলাইনে নেওয়া যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে যে অনলাইনে খোজে যেমন অনেকে আসলে মনে করে যে অনলাইনে উপস্থিতি মানে শুধু সোশ্যাল <sneezes> মিডিয়ায়ই ব্যবহার করা। এটা আসলে সত্য না, ঠিক আছে? আমার কাছে মনে আসলে এটা সত্য না। অনলাইনের উপস্থিতির আসলে অনলাইন হচ্ছে অনেক বড় একটা মাধ্যম আরকি। মানে অনেক বড় একটা region। তো এখানে আসলে আপনি সকল ধরনের কাজই করতে পারেন। যেমন আমি কিছুদিন আগে যদি বলি যে, আমার হচ্ছে একটু চোখে সমস্যা হইছিল। মানে ডান চোখে, এটাকে হচ্ছে যে twitching বলা কি twitching ওই যেটা হচ্ছে মানে চোখের পাপড়ি <sneezes> কাপা কাঁপতেছিল আরকি এটাকে বলে, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে যে আমি এখন যদি একটা কোন জায়গায় যাই দেখাই যে আমার অনেক সময় নষ্ট হবে। তারপরে অনেক সিরিয়াল ধরায় অনেক বিরক্ত লাগতেছিল করতে। তো পরে হচ্ছে যে আমি এই যে
হ্যাঁ, হতেই পারে। হ্যাঁ সেটাও যেতে পারে। সেটাই তো। আচ্ছা? উম। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর ঠিক কি হয়েছিল? হ্যাঁ সেটা তো ঠিক। পরবর্তীতে আপনি কি করেছিলেন? যেটা দিয়ে আপনি আসলে সময় বাঁচালেন?
এইত পরবর্তীতে হচ্ছে আমি এক অনলাইনে হচ্ছে একটু সার্চ করি যে কোথায় এরকম কোন সুবিধা আছে নাকি? দেখলাম কয়েকটা জায়গার মধ্যে, যে বেশ ভালো, ভালো ডাক্তার তারা হচ্ছে যে অনলাইনে দেখে থাকেন, ঠিক আছে আরকি। তো তারপর হচ্ছে যে আমি অনলাইনে তাদের সাথে গিয়ে সাথে কনসাল্ট করি। তো আমার ভিজিটও কম নিছে, ৳৩০০ নিছে মাত্র। মানে এই সেম হ্যাঁ এই সেম ডাক্তারকে যদি হয়তো যে আমি যেয়ে যদি physically দেখাতে যাইতাম তো সেখানে ধরেন আমার ৳১,০০০ মত লাগত।
তিনশো টাকা নিছে হ্যাঁ। উম। খরচটা বাড়তো আবার সময়টাও কিন্তু নষ্ট হতো। হ্যাঁ এক্ষেত্রে আসলে বিষয়টা আপনি বেশ ভালোই বলেছেন। কারণ অনলাইনে উপস্থিতি বাড়ানোর মানে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, ব্যাপারটা এমন নয়। সেক্ষেত্রে মানুষ যে আসলে কাজের ব্যাপারটায় লক্ষ্য রাখতে পারে এটাই আসলে আপনার একটি দৃষ্টান্ত। যেটা আপনি বলছিলেন যে আপনি ডাক্তার দেখাইতে গেলে হয়তোবা আপনাকে অনেক টাকা খরচ করতে হতে পারতো বা, যাতায়াতে অনেক সময় যেত। সেক্ষেত্রে আপনি বিষয়টা অনলাইনে দেখানোর কারণে আপনার খরচটাও কম হয়েছে, আবার সেক্ষেত্রে কিন্তু আসলে ডাক্তারও বেশ ভালোভাবে দেখেছেন। বিষয়টা বেশ ভালো। তো কন্টেন্ট creation এ কীভাবে নিরাবদ নিরাপদ উপায় করা যায় বলে আপনি মনে করেন?
উম সময়টা বাঁচত। যাতায়াত একটা ব্যবস্থা। কনটেন্ট creation ভাই মানে আমাদের দেশের কনটেন্টের অবস্থা তো আসলে খুব একটা ভালো না, ঠিক আছে? মানে আমি আ যে অন্যান্য দেশের যদি কনটেন্টগুলার সাথে তুলনা করি, আমি দেখতেছি অন্য দেশের তু কনটেন্ট গুলা বেশ উন্নত, ঠিক আছে? ওদের অনেক কিছু শিক্ষণীয় অনেক জিনিস আছে। কিন্তু আমাদের দেশে আসলে যে কনটেন্টগুলা, এগুলা আসলে দেখা যায় মানে নাচ-গান শুধু। বা মানে কোনো শিক্ষণীয় কিছু নেই ওর মধ্যে। একদম যত ধরনের trash বলা যেতে পারে এগুলোকে trash বলা যেতে পারে। তো এক্ষেত্রে আমি বেশ কিছু ইউটিউবারকে ফলো করি অবশ্য। আ যারা হচ্ছে আসলে ভালো, ভালো ভিডিও বানায়। যেমন হচ্ছে যে Nadir On The Go, তারপর লাবিব রাহাত। ওরা বেশ informative ভিডিও বানায়। মায়াজাল। তো এই যে informative ভিডিওগুলা থেকে যখন আমি একটা ভিডিও দেখি, আমি কিন্তু অনেক কিছু জানতে পারি। যেমন ওই যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো সম্পর্কে বেশ ভালো আমার অনেক কিছু জ্ঞান অর্জন করায়ে গেছে আরকি।
<chuckles> এইটাও ঠিক। হুম। হ্যাঁ। এইটাও ঠিক। মানে শিক্ষণীয় বিষয়টা থাকে না। <chuckles> আচ্ছা। হুম। হ্যাঁ। সেটা অবশ্য ঠিক। না এইটা কি খুব ভালো বলেছেন। কারণ একটা মানুষ যখন আসলে এ কোনো জিনিস শেখার উদ্দেশ্যে যখন কনটেন্ট ক্রিয়েশন গুলো দেখে, তখন কিন্তু আসলে বিষয়টা বেশ বলা যেতে পারে, আমাদের দেশীয় যেইগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বলা যেতে পারে অপ্রয়োজনীয় ভিডিও। সেক্ষেত্রে আপনি কয়েকটা ভিডিও চ্যানেলের কথার নাম বললেন। তারা আসলে বেশ বলা যেতে পারে ভালো লাগার মতো ভিডিও আপনার কাছে দেয়, তো বিষয়টা বেশ ভালো। তো আ সোশ্যাল মিডিয়ায় গোপনীয়তা সেটিংস সঠিকভাবে কিভাবে ম্যানেজ করা উচিত বলে আপনি মনে করেন?
<coughs> আ গোপনীয়তার বিষয়টা আসলে হচ্ছে যে একটু আ ক্রিটিক্যাল ই বলা যেতে পারে। কারণ এখানে আসলে বর্তমানে যে AI এর যুগ, AI এর যুগে আসলে এ এই জিনিসগুলা মেনটেন করা অনেকটা কঠিন হয়ে গেছে। কারণ আগে হয়তো কি ছিল? যে ফেইক ইমেজ থেকে ইমেজ থেকে যে অন্য আ কিছু বানাইতে হইলে মাক ধরেন যে একটু Photoshop করতো বা অনেক মানে একটু বেশ ম্যানুয়ালি করতে হতো আরকি। কষ্টের ব্যাপার ছিল। তারপর দেখলে এইটা বোঝা যেইতো যে এটা আসলে ফটোশপ বা এইরকম, ঠিক আছে? তো, এখন কিন্তু আসলে হচ্ছে যে মানে সিচুয়েশন এরকম হয়েছে আসলে বুঝতেই পারবেন না যে এটা আসলে ডিপ ফেইক ঠিক আছে?
হ্যাঁ অবশ্যই বলুন। তা সেটা ঠিক কেমন? উম মানে অনেক কষ্টের ব্যাপার ছিল। হুম। বুঝতেই পারবেন না হ্যাঁ। <chuckles> না বিষয়টা কিন্তু আসলেই ঠিক। তো এক্ষেত্রে আসলে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন, এইটাকে আসলে আপনি কেমন প্রভাব ফেলে বলে মনে করেন? এটা কি আসলেই টেকসই? নাকি <chuckles> এইটাও ভঙ্গুর খুব ইজিলি?
আ 2 স্টেপ ভেরিফিকেশন এর যেই বিষয়টা, এটা আসলে অনেক জায়গায় কাজ করে, ঠিক আছে? মোটামুটি অনেক জায়গাতেই কাজ করে যেমন, আ এই যে দেখেন ঐ যে বিকাশের যে ঘটনাটা একটু আগে কিছুক্ষন আগে বললাম। ওটাও কিন্তু একটা 2 স্টেপ ভেরিফিকেশন ই। কিন্তু এই যে আপনাকে কমনসেন্স রাখতে হবে, যে আসলে কতটুক আপনি সাপোর্ট করবেন? বা কতটুক আসলে আপনি দিবেন ডাটা? আপনি শেয়ার করবেন। কার কাছে শেয়ার করতেছেন? তারপরে দেখবেন যে এই ফিশিং ওয়েবসাইট যেগুলো, অনেক সময় দেখায় যে অফার আসে। এই যে বিক বিকাশ এই থেকে এই অফার, সেখান থেকে সেই অফার। এগুলোর মধ্যে দেখা যায় মানুষ তার আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়। তো তখন তো আসলে ঝামেলা।
হুম। হ্যাঁ সেটাও ঠিক। হ্যাঁ এইটা তো আসেই। হ্যাঁ, বিষয়টা আসলে বেশ ভালোভাবেই উপলব্ধি হয়েছে যে, এ যেটা আসলে আপনি বলছিলেন যে, 2 স্টেপ ভেরিফিকেশন হয়তোবা কিছু, কিছু জায়গায় কাজ করে। আবার কিছু, কিছু জায়গায় কিন্তু আসলে কমন সেন্স এর জন্যেও কিন্তু আসলে মানুষ হারিয়ে ফেলে। ব্যাপারটা কিন্তু আসলে সত্য হতেই পারে। তো শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে তৈরি করা উচিত বলে আপনি মনে করেন? আর এক্ষেত্রে এটা, কি করলে ভালো হয় আপনার ক্ষেত্রে?
আ শক্তিশালী পাসওয়ার্ডের ক্ষেত্রে আসলে হচ্ছে যেটা আ আমি যেটা বলবো আসলে উম কি করা যেতে পারে? এখানে সাজেশন দেয়। বুঝতে পারছেন? মানে গুগল থেকেই বা যেখানেই আপনি আসলে একটা অ্যাকাউন্ট খুলতে চান সেখানটাই সাজেশন দেয়। তো সেই সাজেশনটা নেওয়া যেতে পারে। আবার ঝামেলাও আছে। অনেকে আবার আসলে এ এরকম কঠিন পাসওয়ার্ড আবার ভুলেও যেতে পারে ভুলেও যেতে পারে। তো সেইক্ষেত্রে আবার একটু ঝামেলা। তো হ্যাঁ, তো সেইক্ষেত্রে আসলে মানে তার এটা আসলে প্রত্যেকের উপর depend করবে আরকি যে সে কিরকম পাসওয়ার্ড দিবে। মানে <scoffs> তার জন্য সুবিধা। এটা আগেই বলা যেতে পারে। মানে আবার এমন কিছু যেন না দেয় যেটা এখানে আসলে হচ্ছে যে আ সবাই আইডিয়া করে ফেলতে পারে। যেমন অনেকে জন্মসাল দিয়ে রাখে, পোষা প্রাণীর নাম দিয়ে রাখে। এগুলা তো আসলে ঠিক না।
আচ্ছা। হুম। এটা ঠিক কেমন? হতেই পারে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা অনেকে মোবাইল নাম্বার দিয়ে রাখে। না, এটা কিন্তু আসলে বেশ ভালো বলেছেন। তো এক্ষেত্রে আসলে মানুষকে অবশ্যই এমন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত, যেটা আসলে বলা যেতে পারে নিরাপদ এবং যে ক্ষেত্রে আসলে তাদের জিনিসটা আসলে অক্ষত থাকতে পারে। তো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করা কতটা নিরাপদ বলে আপনি মনে করেন?
পাসওয়ার্ড তো আসলে হচ্ছে, আ পাসওয়ার্ড তো শা মানে আপনাকে support তো কিছুটা দিবেই। ওই ultimately দেখেন পাসওয়ার্ড এখন আগে যেরকম হইতো যে পাসওয়ার্ড হ্যাক করা খুব সহজ ছিল। যে কেউ জাইনা ফেলতো এগুলো কিন্তু এখন আর সম্ভব না। এখন আপনাকে পাসওয়ার্ড থাকে।
আচ্ছা। না, আমি সেটার কথা বলছি না। আমি বলছি পাসওয়ার্ড ম্যানেজার যেখানে আসলে পাসওয়ার্ডগুলো সেভ থাকে। হতে পারে একটা গুগল পাসওয়ার্ড ম্যানেজার। হ্যাঁ, ওটার কথা বলছি আরকি।
ও আচ্ছা! বুঝতে পারছি। আ এগুলো তো ব্যবহার করা যায়। কিন্তু য ধরেন একবার বাই চান্স কোনোভাবে হচ্ছে আপনার ফোন চুরি হয়ে গেল বা ধরেন যে কেউ এটার অ্যাকসেস পেয়ে গেল। সেইক্ষেত্রে তো আসলে আপনার সবকিছুর তথ্য চলে যাবে। মানে সবকিছু তথ্য। এইক্ষেত্রে আসলে আমি কখনো এই পাসওয়ার্ড ম্যানেজার বা ধরেন গুগলের বা অ্যাপলের যেটাই বলেন, আমি কখনো ব্যবহার করি না। কারণ, ঐটা আমার জন্য আসলে আ আমি এটাকে প্রতি ভরসা করতে পারি না আরকি।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম ঠিক বলেছেন। ব্যবহার করেন না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। না, ভালোই ব্যাপারটা আপনি বুঝেছেন। কারণ, এক্ষেত্রে কিন্তু আসলে যদি ফোনটা চলে যায় মানে যেটা আপনি বলছিলেন তো সেইক্ষেত্রে কিন্তু আসলে সবকিছু একবারে হ্যাক হওয়ার যেই প্রবণতা, এটা কিন্তু থেকে যেতেই পারে। বিষয়টা বেশ ভালোই বলেছেন। তো ডেটা লিক হলে সাধারণ মানুষ কীভাবে বুঝবে বা প্রতিকার নেবে বলে আপনি মনে করেন?
হুম। হ্যাঁ। এটা, এটা সাধারণ মানুষের কিছু করার নাই ডেটা লিক হলে। ডেটা লিক যারা করে এটা আসলে আ re recently আসলে দেখবেন আসলে অনেক ঘটনা যেরকম ব্যাংকের ঘটনা ডেটা লিক হয়ে যাইতেছে। এনআইডি কার্ডের ডেটা লিক হয়ে যাইতেছে। এখানে তো সাধারণ মানুষ কিছুই করতে পারবে না। এটা আপনার সরকার থেকে
<chuckles> হুম, হুম। মানে বলা যেতে পারে তারা <scoffs> জানবেই না এমন কিছু?
জানবেই না। হ্যাঁ, তারা জানবেই না। সরকার থেকে যদি এটা মানে স যদি স্টেপ না নেয় তাহলে কিন্তু এখানে কারো কিছু করার নাই এই জায়গার মধ্যে। বুঝতে পারছেন?
না, সেটা তো ঠিক। যে এইটা আসলে এমন একটা বিষয় যে আসলে সাধারণ মানুষের কিন্তু আসলে বোধগম্য হওয়াটা খুবই কঠিন। তো এইক্ষেত্রে আসলে সরকারি যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে হয়তোবা এটা সম্পর্কে একটা ভালো জিনিস জানা যেতে পারে বা ভালো জিনিস করা যেতে পারে আপনার মতে। তো স্মার্টফোন ও ল্যাপটপ security বজায় রাখতে কোন বিষয়গুলো জরুরি বলে মনে করেন?
আ পড়ালেখার ক্ষেত্রে বা সবকিছুর ক্ষেত্রে আসলে ২ টাই দরকার, ঠিক আছে? যেমন আমি একজন প্রোগ্রামার, ঠিক আছে? আমি একজন প্রোগ্রামার, আমি সিইসি তে পড়ালেখা করতেছি। মানে আমার জন্য তো ফোন দিয়ে আসলে সব কাজ করা যাবে না, আমার জন্য অবশ্যই ল্যাপটপ লাগবে। আর ডেইলি ইউজ এর জন্য মানে পড়ালেখা করার জন্য ধরেন ডার কম্পিউটার দরকার নেই আমি বলব যে স্মার্টফোন বা আ কম্পিউটার কোনটা বাদ দিয়ে একটা ট্যাবলেট যেটাকে বলে, ট্যাব যেটাকে বলে। আইপ্যাড, ট্যাব ওটা হচ্ছে ভালো হয় আরকি হ্যাঁ, ব্যবহার করা ভালো আরকি। মানে দেখেন এগুলাতে আসলে একটা ট্যাবে বইসা আপনি ফেসবুক চালানো একটু কষ্ট আরকি বুঝতে পারছে? আরাম পাবে না। টেও এখন এটার জন্যও দেখা যায় অনেকে আসলে Facebook বা অন্যান্য স জায়গায় সময় নষ্ট করবে না। বুঝতে পারছেন? তো আমি সবসময় এটা ট্রাই করি আরকি যে অ্যা ফোন আর ল্যাপ ফোনটা বাদ দেই। ল্যাপটপে কাজ করে, ট্যাবে হচ্ছে সবসময় যা কাজ করার পড়ালেখা করা বা যেকোনো কাজ হয় আমি ট্যাবে করে থাকি। কারণ ট্যাবে আপনি শুয়ে, শুয়ে ধ হাতে ধইরা চালানো এটা আসলে আ <scoffs> একটু difficult আরকি।
হ্যাঁ সেটা তো ঠিক। হুম। আচ্ছা। না সেটা তো ঠিক। <chuckles> হ্যাঁ হ্যাঁ। এটা ব্যবহার করা যেতেই পারে। <chuckles> হ্যাঁ। সেটা তো ঠিক। খুব ভালোই ধরেছেন। <chuckles> <chuckles> হুম। <chuckles> নাহ সেটা অবশ্য ঠিক। যে এইক্ষেত্রে আসলে ট্যাব টা ব্যবহার করা উপযোগী বলে আপনি মনে করেন। তো সেক্ষেত্রে আসলে সোশ্যাল মিডিয়া যে ব্যবহারের যে ব্যাপারটা এটাকে তো বেশ কঠিন হয়ে যায়। যা তার কারণে আপনি ব্যবহারটা করেন না তো। পাবলিক ওয়াইফাই ব্যবহার করা কি সত্যিই ঝুঁকিপূর্ণ? কিভাবে আসলে নিরাপদে ব্যবহার করা যেতে পারে বলে আপনি মনে করেন?
পাবলিক ওয়াইফাই ব্যবহার করা অবশ্যই ঝুঁকিপূর্ণ। কারণ পাবলিক ওয়াইফাইতে যখন এটার অ্যাকসেস তো আপনার কাছে নাই। এটা প্রটেক্ট থাকে না। পাবলিক ওয়াইফাই মানেই তো এটা হচ্ছে unprotected। তো এখানে আসলে হচ্ছে যে, রিমোট access অনেকভাবে অনেক কিছুর নেওয়া যেতে পারে। তারপর অনেকে দেখবেন আসলে হচ্ছে যে crack অ্যাপ নামায়। অনেক সময় দেখবেন আসলে অনেক জায়গায় crack অ্যাপ নামায়, অ্যাপ নামায়, গেমস নামায়। সেগুলা হচ্ছে পরে পিসি দিয়ে ইনস্টল দিলে তারপরে হচ্ছে Trojan ঢুকে যায় আরকি। সব ফাইলে করাপ্টেড করে করাপ্ট করে দেয়। তো এই ধরনের মানে যতটা সম্ভব রিয়েল জিনিস মানে রিয়েল প্রোডাক্ট যেগুলা আরকি, অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করতে হবে। তাহলে হচ্ছে ধরেন যে একটু আ নিরাপদ একটু বেশি থাকা যায় আরকি।
হ্যাঁ সেটা তো ঠিক। দেওয়া যেতেই পারে। হ্যাঁ। হ্যাঁ। সেটা তো করে। করাপ্টেড করে ফেলে। আচ্ছা হুম। সেটা তো অবশ্যই। বিষয়টা বেশ ভালোভাবেই বললেন। তো যদি একটু শর্টে বলতেন, এক্ষেত্রে আসলে মানুষ কি করা উচিত বলে মনে করেন? নিজেকে সতর্ক রাখার ব্যাপারটা, তাই তো?
মানুষের এক্ষেত্রে আসলে সবার আগে আসলে নিজেকে সতর্ক রাখার ব্যাপারে সবার আগে যেটা করা হচ্ছে এইখানে হচ্ছে তার কমনসেন্স এপ্লাই করা আরকি। যে কোনটা ভালো? কোনটা খারাপ? এটা আসলে হচ্ছে কোনো বইতে লেখা নাই। কারণ
হ্যাঁ। <chuckles> কোনটা খারাপ হ্যাঁ। এইটা কিন্তু একটা মানে বলা যেতে পারে খুব একটা ইম্পোর্টেন্ট জিনিস যেইটার ক্ষেত্রে কিন্তু আসলে নিজেকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো আসলে আপনি যেভাবে আসলে নিরাপত্তা বজায় রেখে অনলাইন উপস্থিতির যে ব্যাপারটা আপনি বললেন, এটা একটা চমৎকার বিষয়। কারণ, অনেকে কিন্তু আসলে শুধুমাত্র কমনসেন্স এর কারণে কিন্তু অনেক জিনিস থেকে নিজের যে আর্থিক ব্যবস্থা বা বলা যেতে পারে খুব একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু হারিয়ে ফেলে। যেটা আসলে আপনারই এক আত্মীয়ের সাথে হয়েছিল। সে আসলে বিষয়টা বুঝতে না পেরে কিন্তু 1 টাইম পাসওয়ার্ড টা দিয়ে ফেলেন এবং তার bKash টা কিন্তু হ্যাক হয়ে টাকাটা চলে যায়। তো এইক্ষেত্রে আসলে আপনার কথাগুলো বেশ জরুরি এবং অ্যা ভালো জিনিস। তো আপনার সাথে কথা বলতে পেরে বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।
আহ হ্যাঁ আমিও আসলে আপনার সাথে কথা বলে খুব ভালো অনুভব করেছি। আপনি আসলে যেভাবে সুন্দরভাবে প্রশ্নগুলা করেছেন একটার পর একটা, এটা আসলে আমারও জানতে পেরে খুব ভালো লেগেছে। তো আপনিও ভালো থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।
<chuckles> আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।